হ্যাঁ।
হ্যাঁ। দেখেন যে সময় নিয়ে ওখানে যাওয়া লাগে এবং মনে করেন যে, যদি সব ঠিকঠাক হয় তাহলে মনে করেন কথা বলা যায়। কিন্তু এখন বর্তমানে দেখেন যে আপনি চাইলে আপনার ভাই কিংবা বোন আপনার পরিবারে কেউ প্রবাসে আছে, আপনি যদি চান যে আপনি ২৪ ঘন্টা তার সাথে কথা বলবেন প্লাস তাকে দেখবেন। এটা কিন্তু সম্ভব।
একদম। <chuckles> জি। হ্যাঁ। হ্যাঁ। একদম, একদম। জ্বি, ভাই।
অ্যা প্রযুক্তিটা এত সহজ করে দিয়েছে। আবার দেখেন যে আমাদের কোনো একটা মূল্যবান মনে করেন যে যে, জিনিস বলেন বা মনে করেন যে কোনো আ পেপার বলেন, কাগজ বলেন। এটা আমাকে পাঠাইতে হবে খুব দ্রুত। দেখেন আপনি মে মেইল করতে পারছেন, হোয়াটসঅ্যাপ এ দিতে পারছেন, মেসেঞ্জার এ দিতে পারছেন। এই যে এত স সহজ একটা পদ্ধতি প্রযুক্তি আমাদেরকে এনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। রাইট। রাইট, এক্সাক্টলি। জি। হ্যাঁ, ১ সেকেন্ডের মধ্যে আপনি পাঠিয়ে দিচ্ছেন। জি। হুম। আসলেই। চরমভাবে মনে করেন যে ইয়ে এইখানেই আমার দেখতে পাচ্ছি আমি। দেখেন আমাদের মানে আগে যদি আপনি মনে করেন একটা চিঠি পাঠাতেন যে কথাটা আপনি বললেন। যে ওয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে আমরা ১ সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা বড় প্রেশার ছিল। আমাদের মনে করেন যেকোনো একটা Important documents মনে করেন আ চিটাগং থেকে মনে করেন যে ঢাকায় পাঠাতে হবে। তাই না? আগে যদি আপনি যে কথা চিন্তা করেন
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অনেক সময়ের ব্যাপার এবং একটা ঝুঁকিরই, ঝুঁকি থাকে যে কোনো কারণে এটা হারাই গেলো। <chuckles> তাহলে আরো বিপদ।
১, যেরকম ঝুঁকি তারপরে emergency situation ও আমার মনে হয় একটা চাপ ছিল। মানসিক যে একটা চাপ, যে, "ওহ মাই গড! এই যদি আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই তাহলে কখন পৌঁছাবে?" সেই জিনিসটা কিন্তু আপনি এখন ১ সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। আবার একটা ফোন কল করে জেনে নিচ্ছেন, "ভাই আপনি কি পেয়েছেন? আমার কাজ কি সমাধান হলো?" এই জিনিসগুলো ভাই আমার কাছে মনে হয় প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেকটাই আ এ ধরনের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছি <sniffs> এবং আপনার আমরা যদি আরো কিছু করতে চাই, প্রযুক্তির উন্নয়নের সাথে, সাথে কিন্তু আমাদের অফিস আদালতেও কিন্তু অনেকটা মনে করেন এগুলোর digitize হয়ে গিয়েছে। যেমন দেখেন আপনি আগে যখন পাসপোর্ট করতে যেতেন, আপনার পাসপোর্টের application কিন্তু manually হাতে লেখা লাগত। driving app application করতে যাইতেন ড্রাইভিং লাইসেন্স এর জন্য। এখন কিন্তু সবকিছু digital version আপনি ঘরে বসে করে ফেলছেন। জাস্ট যেয়ে fingerprint দিয়ে পাসপোর্টটা নিয়ে আসছেন। রাইট?
<chuckles> <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> এটা হ্যাঁ। অসাধারণ একটা কথা বলেছেন। বিষয়টা আমার কাছে দেখেন যে আ আ আমি একটা সময় দেখছিলাম যে
জ্বি। হ্যাঁ।

হ্যাঁ। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। <laughs>
আসলে আমাদের প্রযুক্তি কিন্তু জীবনরে এত বেশি সহজ করে দিয়েছে। আপনি জানেন কিনা ভাই, আম রিসেন্টলি আপনি যদি দেখেন iphone একটা টেকনোলজিস আ রিলিজ করেছে যেটার নাম হচ্ছে আপনার Apple Intelligence।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
আপনি যদি আপনার ফ্রিজের ডোরটা ওপেন করেন, আপনি যেমনটা কল বললেন যে, "লিখে দিতে হয়, সার্চ দিয়ে বের করতে হয়।" <smacks lips> Apple যে সিস্টেমটা করেছে, আপনি iphone দিয়ে ফ্রিজের ডোর ওপেন করে আপনি জাস্ট ছবি তুলবেন। হ্যাঁ? এবং আপনি ছবি তোলার সাথে, সাথে ওখানে লিখতে পারবেন। আপনি ওটা জাস্ট লিখে দিবেন যে, It's in my fridge. What can I do with this foods? যদি এমন কিছু লিখে দেন ও ইনস্ট্যান্টলি আপনাকে আপনার ফ্রিজে যেই, যেই ফুড আছে, ওই ফুড দিয়ে রেসিপি লিখে আপনাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অসাধারণ। আমি তো জানতামই না আপনার থেকেই জানলাম। <chuckles> তাহলে তো আজকেই ট্রাই করবো, এটা চেষ্টা করবো। <chuckles>
<laughs> হ্যাঁ। হ্যাঁ, ভাই আপনি অবশ্যই দেখেন এটা চমৎকার একটা জিনিস। আমি এ বেশ কয়দিন ধরেই ব্যবহার করা শুরু করেছি। আ তো জিনিসটা খুবই ভালো লাগে। তো যে বিষয়টা বলছিলাম ভাই যে আমাদের এমন দেখেন টেকনোলজির উন্নয়ন ঘটছে আধুনিক জীবনে
অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
আমাদের জীবন কিন্তু বলতে গেলে আরো বেশি কমফোর্ট চলে আসছে। যেমন দেখেন আগে আমরা শুধুমাত্র অ্যালার্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমাদের জীবন। মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতাম। এখন দেখেন আপনি, আপনি অফিসে যাবেন, Google Maps থেকে ডিরেকশন দেখে আপনার বাসা থেকে রওনা হচ্ছেন। ছাতা নেবেন কি, ছাতা বাসায় রেখে যাবেন। Weather Maps থেকে আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে কিনা না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আবার দেখেন যে
আবার আপনি দেখেন আপনার ঘরের এয়ার কন্ডিশনটা। এ কথা কি একবার ভেবেছেন ভাই? <laughs>
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আবার দেখেন বিশেষ করে আমরা যখন দেখছি শৈশবে
জি। হ্যাঁ।
যে আমাদের পরিবারের লোক সংখ্যা ছেলেবেলায় ৮, ৯ জন। তো এই ৮, ৯ জনের কাপড় পরিষ্কার করতে গেলে বিশেষ করে আমার আম্মুদের অবস্থা খুবই খারাপ হয়ে যাছ যেত। <chuckles> আ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বর্তমানে দেখেন যে আপনি মেশিনের ভিতরে কাপড়টা দিবেন, পরিষ্কার হয়ে শুকিয়ে একবারে সুন্দর করে বের হয়ে আসছে। <chuckles> তখন এখন বিশেষ করে এই ওয়াশিং মেশিনগুলো দেখলে আ শৈশবের এই আম্মুদের এই কষ্টের কথা খুবই মনে পড়ে যে এই একটা মেশিনের জন্য কত কষ্ট করেছে।
হুম, হুম। ওহ। আপনি কি ওয়াশিং মেশিনের কথা বলছেন নাকি ভাই? <laughs> জি। হ্যাঁ। একদম, একদম হ্যাঁ। অবশ্যই ভাই।